আমি না আসলে বেশ কিছুদিন ধরেই একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই সমস্যাটার কারণে আমার মন মেজাজ অনেক খারাপ থাকে। তারপর আমার মন খারাপ থাকে। আমার ভিতরে একটা দুশ্চিন্তা কাজ করে। মানে সবকিছু মিলিয়ে আসলে আমি ভালো যে একটা সময় কাটাবো সেটা পেরে উঠছি না। আর দেখা যাচ্ছে যে, আমি এই ব্যাপারটা নিয়ে যে কারো সাথে কথা বলবো সেটাও পারছি না। কি করব না করব, মানে কিভাবে এই যে একটা সমস্যা আমার জীবনে দেখা দিছে, এখান থেকে যে কিভাবে বের হয়ে আসবো এটাও বুঝতে পারতেছি না। তো ভাবলাম আসলে আপনার সাথে যদি এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলা যায় তাহলে হয়তো আমার মনের ভেতর যে সংশয় যে হতাশাগুলো আছে সেগুলো হয়তো কিছুটা দূর হবে।
হুম, হুম। হুম, হুম। জী, আসলে আপনার কথা শুনে আসলে মনেই হচ্ছে যে আপনি খুবই আ অনেক আ দুঃখের মধ্যে অনেক সংশয়ের মধ্যে আছেন। তো আসলে আপনি কি আমাকে একটু খুলে বলতে পারেন? যে আসলে আপনার এই যে আ মনের কষ্ট আপনি যে বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছেন, আসলে এটার কারণটা কী? যদি আমাকে খুলে বলতেন, তাহলে আমি আপনাকে আহ সুন্দরভাবে একটা পরামর্শ দিতে পারতাম।
হুম। জি। হ্যাঁ, হ্যাঁ। জি, নিশ্চয়ই। আসলে প্রধান যে, সমস্যা, সেটা হচ্ছে আমি বর্তমানে একটা জবে জয়েন করেছি। তো সেই জবটাতে দেখা যাচ্ছে, আমাকে দিনের অনেকটা সময় দিতে হচ্ছে। আর যার কারণে আমি কিন্তু আমার পরিবারের সদস্যদেরকে সময় দিতে পারছি না। তো এটাই হইতেছে আসলে main সমস্যা যে, আমি কাজ আর পরিবারের মাঝে যে একটা সময় সমানভাবে দিবো, সেটা না আমার দ্বারা সম্ভব হয়ে উঠছে না। তো এই কারণেই দেখা যাচ্ছে আমার হতাশাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তারপর নিজের উপর একটা বিরক্তি লাগা কাজ করছে। একটা মানে অপরাধবোধ কাজ করছে। তো আসলে এখান থেকে কিভাবে যে, বের হয়ে আসবো, সেটাও আসলে কুল-কিনারা খুঁজে পাইতেছি না কি করা যায়, না করা যায়।
উম হম। হুম, হুম। হুম, আপনার কথা শুনে আসলে আমি বুঝতে পারছি। আসলে আপনি খুবই চিন্তার মধ্যে আছেন এবং নিজেকে আপনি ১ প্রকার দোষী ভাবতেছেন। যেহেতু আপনি আপনার আ পরিবারকে সময় দিতে পারছেন না। অ্যা আসলে আপনি যেহেতু নতুন job এ join করছেন, ওইখানে হয়তোবা আপনার দায়িত্ব অ্যা বেশি, যার কারণে আ আপনি নিজের পরিবারকে সময় দিতে পারছেন না। একটু আমাকে একটু খুলে বলবেন, আসলে আপনার দৈনন্দিন রুটিনটা কেমন? যে, আপনার আপনি কোন সময় কাজে যান এবং কখন বাসায় ফেরেন, এবং আপনার পরিবারকে আপনি কতটা সময় দেন? একটু যদি আমাকে খুলে বলতেন, তাহলে হয়তোবা আমি আপনাকে একটা ভালো অ্যা পরামর্শ দিতে পারব।
হুম, ঠিক। হ্যাঁ। উ, হুম। ওকে। হ্যাঁ, অবশ্যই। আসলে দৈনিক যে রুটিন, সেটা হচ্ছে আমার কাজটা শুরু হয় সকাল ৯ঃ০০ টা থেকে এবং বাসায় আসতে, আসতে কিন্তু আমার ৬ঃ০০ টা বেজে যায়। সন্ধ্যা ৬ঃ০০ টা। তো দেখা যাচ্ছে, যে দিনের তো দেখা যাচ্ছে, এতটা সময় আমাকে বাসার বাইরে থাকতে হচ্ছে। তারপর যখন আমি বাসায় ফিরে আসি, তখন না আমার ভেতর হ হচ্ছে, অনেক বেশি ক্লান্তি কাজ করে। তারপর দেখা যাচ্ছে, সারাদিনের যে কাজের একটা প্রেশার থাকে, সেই প্রেশার টাও কিন্তু তখন মাথার ভেতর ঘুরপাক করে। তারপর পরের দিন আবার কাজে যেতে হবে। সেই যে একটা টেনশন, আবার নতুন করে কাজ শুরু করা মানে অফিসে যাওয়া
হু, হুম। হুম।
সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে, যে বাসায় এসেও আমার মানে আমি একটা মানসিকভাবে চাপের ভিতরে থেকেই যাই। তো তখন দেখা যাচ্ছে, যে পরিবারকে একটু সময় দিতে চাই। কিন্তু দেখা যাচ্ছে, যে সময়টা ঠিকঠাক মতো দিতে পারছি না। হয়তো এ ঘন্টাখানেক কথাবার্তা বলি, বা গল্প গুজব করি। তারপর দেখা যাচ্ছে, যে আমার অনেক ঘুম চলে আসে। তখন মানে ঘুম না, উ গ ঘুম না আসলেও দেখা যাচ্ছে যে আমাকে ঘুমাতে চলে যেতে হয়। কারণ যেহেতু সকাল বেলা আমাকে আবার যেতে হবে। তো অ্যাঁ বলা যায় যে, আসলে পরিবারের সময়টা আমি খুবই সামান্যই দিতে পারছি। আর বেশিরভাগ সময়
হু, হুম।
আমাকে কিন্তু <coughs> <coughs> আমাকে কিন্তু আমার অফিসেই দিতে হচ্ছে।
হুম, হুম। আসলে আপনার কথাগুলো শুনে আসলে খুবই খারাপ লাগছে। আসলে আপনি অ্যাঁ অফিসের বা আপনার কাজের কারণে আপনি আপনার পরিবারকে ঠিকমতো সময় দিতে পারছেন না। এছাড়াও নিজের প্রতি আপনার নিজেরও বিরক্ত হচ্ছে এবং আপনি, অ্যা একটু অসুস্থ হয়ে পড়ছেন। তো আসলে আমি আপনাকে একটা পরামর্শ দিব কি? আপনি এ এত আর কি চিন্তা করবেন না। আপনি একটু কাজ করে দেখতে পারেন। আপনি একটা সুন্দর ন্যা প্রতিদিনের একটা রুটিন তৈরি করতে পারেন। যে, আসলে আমি কখন ঘুম থেকে উঠবো, এবং আমি কখন আমার অ্যা অন্যান্য যে, কাজগুলো আছে, এগুলো আমি অ্যাঁ সামলাবো। তারপর এবং আমি কখন বাসায় এসে আমার পরিবারকে সময় দিব। এই রুটিন গুলো যদি আপনি নিয়ম মাফিকভাবে করতে পারেন, আশা করি আপনার যে, মনের যেই চাপ যে, আপনার যেই এই অ্যাঁ বিরক্তকর্তা, বিরক্ত লাগা আশা করি এটা আপনার কিছুটা হলেও কমে যাবে। আরেকটা জিনিস আপনি করতে পারেন। আপনি আপনার পরিবারের অ্যা সাথে আপনি এই বিষয়ে আ আলোচনা করতে পারেন যে, আসলে আমি কিভাবে এটা করতে পারি। তো তারা আপনাকে হয়তোবা আপনাকে এ বিষয়ে আরো ভালোভাবে অ্যাঁ সাহায্য করতে পারে। তা এমনটা কি আগে কখনো ভেবে দেখেছেন যে, আসলে এটা করা যায় কিনা?
জি, একদম। হুম। জি। হ্যাঁ। জি। হুম, হুম। বুঝতে পারছি। না আসলে এভাবে তো ভেবে দেখিনি। কারণ আ সবসময় আমি কিন্তু নিজেকেই দোষারোপ করেছি। মনে হচ্ছে যে, আমারই হয়তো সমস্যা। এর কারণে আমি হয়তো টাইম দিতে পারছি না বা ভাবছিলাম যে, আসলে জবটা যদি ছেড়ে দেই, তাহলে হয়তো পরিবারকে সময় দিতে পারব কিন্তু আপনি যেভাবে বললেন, আসলে একটা রুটিন তৈরি করতে, তারপর পরিবারের সদস্যদের সাথে কথা বলতে। তো এই ব্যাপারটা না আসলে আমি ভেবে দেখিনি। তো আমার কাছে আসলে মনে হচ্ছে, যে, আমি যদি এভাবে চেষ্টা করে দেখি তাহলে হয়তো এই যে, আমি পরিবার আর কাজ এই ২ টাকে একটু সমানভাবে সময় দিতে পারবো। তাছাড়াও আমার আসলে আরেকটা ব্যাপার যদি একটু বলি, মানে যখন হচ্ছে আমার অফিসে কাজের প্রেশারটা একটু বেশি থাকে ধরেন
হুম, হুম। হুম, হুম।
কোন একটা নতুন প্রজেক্ট আসে, বা আমাকে একটা প্রেজেন্টেশন আ দিতে হয়। তো ওই টাইমটাতে না আমার হচ্ছে মানসিকভাবে অনেক বেশি আমি স্ট্রেস ফিল করি। তো তখন আসলে আমার ভিতরে এক ধরনের ভয়ও কাজ করে যে, আসলে আমি ঠিকঠাক মতো এটা পারব কিনা! বা দেখা যাচ্ছে যে, আ মানে ঠিকঠাক মতো হবে কিনা! তো তখন যখন এই চিন্তাগুলো কাজ করে তখন দেখা যাচ্ছে যে, আমি পরিবারের সদস্যদের ক্ষেত্রেও কিন্তু ঠিকঠাক মতো সময় দিতে পারি না। তাদের সাথে দেখা যাচ্ছে যার তারা আমার সাথে কথা বলতে চাচ্ছে। কিন্তু আমি কিন্তু কথা বল বলার মতো অবস্থানে থাকি না। দেখা যাচ্ছে আমার মাথার মধ্যে ওই কাজের যে, প্রেশার এর যে, টেনশন সেটাই কাজ করে। তো এক্ষেত্রে আসলে কি করা যায়? যাতে আমার টেনশন টা একটু কমে আসে?
হুম, হুম। হুম, হুম। হ্যাঁ, আসলে যেটা শুনলাম, এটা খুবই আসলে চিন্তার। আপনি বললেন, যে অফিসে যখন কোনো নতুন দায়িত্ববান নতো অ নতুন কোন আ ইজ কাজে যখন আপনি ব্যস্ত হয়ে পড়েন। তো আপনি এর জন্য নিজেকে আসলে আত্মনির্ভর, মানে আপনি নিজের প্রতি নিজের কনফিডেন্স হারিয়ে ফেলেন। এছাড়া আপনি আ যে এমন সময়টা পান না, যে আপনার পরিবারকে দিবেন। এক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। আপনি নিজের প্রতি যে আপনি আত্মনির্ভরশীল, বা আপনার নিজের কনফিডেন্স টা হারিয়ে ফেলছেন, আপনি এ আ সকালে পই আ প্রতিদিন ঘুম থেকে উঠে, আপনি মেডিটেশন করতে পারেন, এবং এর মাধ্যমে হবে কি? এটা আপনাকে আপনার যে ব্রেইন, এটাকে সুন্দরভাবে ভাবতে সাহায্য করবে। যখন আপনি এ সুন্দরভাবে ভাবতে পারবেন, তো আসলে তখন আপনাকে যে আপনি বললেন যে, "আমার কনফিডেন্স টা হারিয়ে যায়।" বা, "আমি আসলে একটু ভয় পাই, যে আসলে আমি এটা করতে পারব কিনা।" তখন দেখবেন এটা আসলে এমনটা হবে না। আরেকটা বিষয় করতে পারেন, যেহেতু আপনি আপনার আ এই বিষয়গুলো আসলে একটু ভয় পাচ্ছেন। আপনার যেই আ যে বস, বা আপনার যে উপরোক্ত যে কর্মকর্তারা আছে, তাদের সঙ্গে আপনি এ এই বিষয়ে একটু ডিসকাশন করে দেখতে পারেন। যে, জ ই আপনার কোন, কোন বিষয়গুলো ভয় লাগছে, এবং সেই, সেই বিষয়গুলো তাদের সাথে পরামর্শ করে, আপনি তাদের কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারেন। তাহলে দেখা যাবে কি? তারা আপনাকে কোন ভালো একটা পরামর্শ দিয়েছে, এবং ওইটা আপনি ঠিকভাবে আপনার কাজটাকে আপনি আ গুছিয়ে নিতে পারছেন। আচ্ছা, আপনি কি আমাকে একটা বা বাঁ কথা বলতে পারেন? যে, আপনি তো বললেন, যে আপনার এই সকল কারণের জন্য আপনি আপনার পরিবারকে সময় দিতে পারেন না। এছাড়া কি আর কোন আ ব কারণ আছে? যেমন আপনি কি স্মার্টফোন আ বেশি ব্যবহার করেন কিনা? যে বাসায় এসে, বা অবসর সময়? বা আপনার আ অ কাজের ঘন্টা কি অনেক? নাকি আপনার আ যে কাজের যে দায়িত্বটা, এটাও কি আপনার কি অ অফিসে কি অ অনেক যে অনেক চাপ চলছে, যার কারণে আপনি আসলে এমনটা অনুভব করছেন? একটু যদি বলেন?
বুঝতে পারলাম। হুম। হ্যাঁ। আচ্ছা। বুঝতে পেরেছি। হ্যাঁ। বুঝতে পেরেছি। হু, হু। আচ্ছা। হ্যাঁ। ঠিক। উম হুম। উ জ্বি। হ্যাঁ, নিশ্চয়ই। আসলে দেখা যাচ্ছে কি আমি তো নতুন জয়েন করেছি। তো এক্ষেত্রে আমাকে একটু আ বেশি পরিশ্রম করতে হচ্ছে। কাজগুলো শিখে নিতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু কাজে একটু সময়টা বেশি দিতে হচ্ছে। তো দেখা যাচ্ছে যে মাঝে, মাঝে আমাকে ওভারটাইম ও করতে হয়। মানে অনেক নতুন, নতুন কিছু শিখতে হয়। তারপর কিন্তু আমাদেরকে আবার ট্রেনিংও দেওয়া হচ্ছে যে মানে বেশ কিছু বিষয় আছে, যেগুলোর ক্ষেত্রে ট্রেনিংটা দেওয়া হয়। আর স্মার্টফোনের ব্যাপারে কি বলবো আসলে এটা তো আ ব্যবহার করা হয়ই। কারণ আ দুশ্চিন্তা যখন মাথার ভেতর ভর করে তখন মনে হয় যে স্মার্টফোনটা ইউজ করে একটু সোশ্যাল মিডিয়া দেখি। তখন কিন্তু কিছুটা টেনশন অন্যদিকে চলে যায়। মানে ফোকাসটা অন্যদিকে চলে যায়। তো এটাও ব্যবহার করা হয়। তো আমার কাছে মনে হচ্ছে এই যে অতিরিক্ত কাজের কাজের সময় ব্যয় করা। তারপর হচ্ছে স্মার্টফোন ব্যয়, স্মার্টফোনের সময়টা দেওয়া। এইগুলোর কারণেও হয়তোবা আমি পরিবারের সময় ঠিকঠাক মতো দিতে পারছি না। হয়তো আমি যদি স্মার্টফোনটা একটু কম ব্যবহার করতাম। তাহলে হয়তো ওই সময়টা আমি পরিবারকে দিতে পারতাম এবং আমার মধ্যে, যে আসলে যে অপরাধ বোধটা কাজ করছে সেটা হয়তো কিছুটা হলেও কমে যেত।
হুম, হুম। হুম, হুম। জ্বি, আসলে আপনি নিজেই আসলে বুঝতে পেরেছেন আপনার মধ্যে একটা অপরাধবোধ কাজ করছে। এবং আপনি ম অ যেহেতু বলছেন, যে, আপনি কাজের পরও নিজে আ পরিবারকে স সময় না দিয়ে আপনি স্মার্টফোন বা আদারস আ যে, কাজকর্ম আছে ওইটা করে থাকেন। তো আমি আপনাকে এ বিষয়ে একটা কথা বলব কি? আমাদের জীবনের সময়টা খুবই মূল্যবান। আমাদের যেই সময়টা চলে যায় আমরা কিন্তু পরবর্তীতে এই সময়টা আর ফিরে পাবো না। তো এই ক্ষেত্রে যদি আপনার পরিবারকে আপনি সময় না দেন, তাহলে কিন্তু একটা পর্যায়ে কিন্তু আপনার পরিবার আপনার প্রতি একটি বিরূপ ধারণা বা একটু রাগান্বিত হবে। বা আপনি নিজের প্রতিও নিজেই রাগান্বিত হতে পারেন। তাই এ এইজন্য আপনি করবেন কি একটা প্রত্যেকটা কাজেরই একটা রুটিন সুন্দর ভাবে একটা ডায়রিতে সাজাবেন যে, আপনি কখন ঘুম থেকে উঠবেন। এবং কখন আপনার যে, অফিসের কার্যক্রম শেষ করবেন এবং বাসায় এসে আপনি নির্দিষ্ট সময় করে দেন যে, আমি উ অনলি শুধুমাত্র ১৫ মিনিট মোবাইল আরকি ব্যবহার করব। তো আর এরপরে আমি ইয়া পরিবারকে সময় দেবো। তো আমি আশা করি আপনি যদি এই আ পদক্ষেপগুলো নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার এই যে, আ কা কাজের কারণে যে, পরিবারকে সময় দিতে পারছেন না, আমার মনে হয় এটা আপনি খুব সুন্দরভাবে আ মেনেজ করতে পারবেন। আপনার কি মনে হয়?
হুম। হ্যাঁ। জ্বি। হ্যাঁ, ঠিকই বলেছেন। উহু। জ্বি। আচ্ছা। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, আসলে আপনি যেভাবে, যেভাবে বললেন, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে ব্যাপারটা। বিশেষ করে এই যে, রুটিন নির্ধারণ করার যে, ব্যাপারটা বল তো আমি অবশ্যই এভাবে চেষ্টা করে দেখবো আর চেষ্টা করব যাতে আমার কাজ আর পরিবারের মাঝখানে সময়টা আমি সমানভাবে দিতে পারি। তো বেশ ভালো লাগলো কথা বলে। আপনি ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।
হুম, হুম। আপনাকে শুভকামনা রইল।